বুঝতে পেরেছি। আসলে হ্যাঁ এরকম যখন বেশি ভেঙে পড়বেন না, তখন কিন্তু কোন কাজই সুন্দর করে গুছাতে পারবেন না। এটা হওয়াটা না অনেকটা স্বাভাবিক। অ্যাঁ যখন আপনার মানি মনের দিক থেকে আপনি একটা সাপোর্ট পাবেন না, পাশাপাশি আপনি নিজের পছন্দের কোন কাজ করবেন না। তখন কিন্তু দেখা যাবে যে ধীরে, ধীরে আপনার অ্যাঁ সব সবরকম কাজ থেকেই আগ্রহটাও হারিয়ে যাবে, আবার সুন্দর করে হবেও না। তো এক্ষেত্রে যদি আরেকটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি যে, অ্যাঁ আপনি আসলে এখনের অ্যাঁ যে রুটিন সেটার আসলে কেমন? যেমন ধরেন ঘুম থেকে উঠেই তো আপনি অফিসে যাচ্ছেন। তারপর ধরেন যখন বাসায় আসছেন তখন আসলে কি করছেন? বা এই যে যাওয়া আসার সময় এটা কেমন বা ছুটির দিনগুলোতে কি করছেন? এটা যদি একটু বলতেন।
জি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা।